একদম, একদম। বেশ আ দারুণভাবে আসলে বললেন, কক্সবাজারের একটি উদাহরণ দিয়ে যে, আসলে সেখানে গিয়েছিলেন এবং সেখানকার যে দৃশ্যপটগুলো, সেগুলো দেখে খুবই মুগ্ধ হয়েছিলেন এবং আ মনে হয়েছিল যে, আসলে সেটাকে স স্মৃতির পাতায় রাখার জন্য, ক্যামেরা দিয়ে ধারণ করব। কিন্তু পরবর্তীতে আসলে হয়নি এবং পরবর্তীতে আবারো মনে হয়েছে যে, "না, সেখানে এসে যদি আবারো সেই আ ব্যাপারগুলো ভিডিও করতে পারতাম।" তো কখনো এরকমটা হয়েছে যে, আপনি কোথাও গিয়েছেন, সেখানকার প্রকৃতির সাথে কিছুটা মিশে গিয়েছেন। পরবর্তীতে আপনার আ অ্যা ক্যামেরায় ধারণ করাও হয়নি, পরবর্তীতে আফসোসও করেন নাই। এরকম কোন স্মৃতি আছে আপনার ক্ষেত্রে?
জি, জি। হ্যাঁ। হুম, হুম। আ এরকম স্মৃতি বলতে আমি যদি বলি, যে আ যখন আ পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। থাকে না? পাহাড়ের একটা, নিস্তব্ধ পাহাড় কিন্তু এই যে পাখির কিচির-মিচির আওয়াজ, আবার দেখা গিয়েছে যে, এই যে গাছপালা, মানে সবকিছু। হ্যাঁ? দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো এই মুহূর্তগুলো বলব যে, আ মানে ক্যামেরায় যে ধারণ করার, অনেকেই আছে যে, সবকিছুই চায় যে ক্যামেরা বন্দি করে রাখতে বা ক্যামেরায় ধারণ করে রাখতে। যেন পরবর্তীতে সেগুলোকে আ নিজেরাও দেখতে পারে। আবার অনেকেরই টেনডেন্সি থাকে যে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে বা এ এই জিনিসগুলো আসলে আমার মধ্যে খুব একটা আসে না
একদমই, একদম। একদম, একদম। একদমই, একদমই।
আমার কাছে যে জিনিসটা ওই সময় এমন হয়েছিল যে, আম যেন আমি মিশে যাচ্ছি এই যে এত সুন্দর, সুন্দর জায়গা, মানে এত সুন্দর, সুন্দর অনুভূতি ছিল। যে, ওই জিনিসগুলোর মধ্যেই দেখা গিয়েছে যে, প্রকৃতির মাঝে মিশে গিয়েছি। তখন আসলে ক্যামেরা বন্দিও করা হয়নি, একটা সিঙ্গল পিকচারও তোলা হয়নি নিজের বলা যায়। অ্যা যেটা দিয়ে আসলে পরবর্তীতে থাকে না? স্মৃতির হ্যাঁ, যে গিয়েছি একটা স্মৃতি আছে, এটা ও মানে দেখাবো কাউকে, সেরকমটাও হয়নি। পরে এটা নিয়ে অবশ্য আফসোসও হয়নি। আ যে, "ঠিক আছে, এনজয় তো করেছি এখন চোখ বন্ধ করলে, ওই জায়গাটাকে ফিল তো করতে পারি।" এরকমটা একটু মনে হয়।
একদমই, একদম। একদম, একদম। <laughs> একদমই, একদমই। একদমই। দারুণ বললেন। আচ্ছা, আচ্ছা। <chuckles> বেশ আ দারুণভাবেই বললেন। যে, অনেক ক্ষেত্রে গিয়েছেন কিন্তু এই যে, আ মিস করা বা পরবর্তীতে যে একটা অনুভূতি যে, "না, আমি কেন ধারণ করলাম?" সেই অনুভূতিটা আসলে হয়নি, যেমনটা বললেন পাহাড়ের ক্ষেত্রে এবং যে স্মৃতিগুলো আপনার হৃদয়ে রয়েছে, সেটা যেমন পাখির কিচির-মিচির এবং আশেপাশের যে আসলে পরিবেশ, সবকিছু মিলিয়ে কিন্তু এক ধরনের বিশেষ অনুভূতি আসলে আপনি সে সময় নেয়ার চেষ্টা করেছিলেন, প্রকৃতি থেকে। বেশ দারুণভাবে কিন্তু বলার চেষ্টা করলেন। তো আপনার কাছে কি মনে হয়? যে, বর্তমানে যেমনটা আসলে স্মৃতির কথা বলছিলেন যে, আসলে বর্তমান প্রজন্ম বা বর্তমান মানুষে বা আপনার ক্ষেত্রে যদি বলেন। যে অনেক ক্ষেত্রে দেখা যায় না? যে, এই যে আ স্মৃতিগুলো। যেমন একটা সময় মানুষ শুধু স্মৃতিকে আসলে আ মনে, মনে ভাবত এবং সেটা ভেবেই কিন্তু একটা প্রশান্তি কাজ করত। তো সেটাকে এখন পরিবর্তন হয়ে, সবকিছু ভিডিওর উপর আজ মানুষ বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। এইরকমটা আসলে আপনি আ মনে করছেন কিনা বা আপনার ক্ষেত্রে হয়েছে কিনা?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম হুম, হুম। জি। হুম, হুম। হুম।